জি, একদম বন বল ঠিক বলেছেন। বন্ধ করতে তো হবেই। কারণ দেখুন, পলিথিন যে যে পরিমাণে ক্ষতি করছে দেখুন আপনার বায়ু দূষণ করছে পলিথিন থেকে, মাটি দূষণ করছে, পানি দূষণ করছে। অ্যা এটা যদি বলি তাহলে দেখবেন পলিথিন তো ভাই আমাদের দেশে যত যে পরিমাণে ব্যবহার হচ্ছে দেখুন, এই পলিথিনগুলো কিন্তু আ প্রতিদিন কোটি, কোটি পলিথিন কিন্তু আমরা ফেলে দেই এবং এগুলো কিন্তু যখন একটা জায়গায় গিয়ে জমা হয়, তখন এগুলোতে কিন্তু দেখবেন ত আগুন ধরিয়ে কিন্তু জ্বালিয়ে দেয়া হয় পলিথিনগুলো। তো সেক্ষেত্রে এই যে, এই যে পলিথিন থেকে যে ধোঁয়াগুলো বের হয় এটি কিন্তু খুবই, এগুলোর পলি জি, কালো ধোঁয়া। এটা কিন্তু বায়ুকে দূষণ করে এবং এই বায়ু দূষণ থেকে কি, কি সমস্যা হচ্ছে তা দেখুন। এই যে আমাদের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অ্যালার্জিক সমস্যা হচ্ছে, এটি তো হচ্ছে। আবার এই যে বর্জ্যটা কিন্তু দেখুন পলিথিনের যে বর্জ্যটা, এটা মাটিতে কিন্তু মাটির উর্বরতা কমিয়ে ফেলছে। মাটিতে ফসল ভালো চাষ হচ্ছে না। বিভিন্ন ধরনের সমস্যা এবং পানিতে যখন পড়ছে পানি তো আসলে দূষিত হয়ে যাচ্ছে এবং পানিতে থাকা প্রাণীগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে টিকতে পারছে না। এই যে জি।
হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যে কিছু, কিছু কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া আর কি বের হয়। এই যে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, অ্যালার্জি সমস্যা হচ্ছে। হ্যাঁ। উম অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আর কি। আসলে ব দেখা যায় এই ব্য মানে এর কারণে পরিবেশের কোনো দিকই ঠিক থাকছে না। আস উম আসলে পলিথিনের পরিবর্তে আমাদের এমন কিছু ব্যবহার করা দরকার যেটা আসলে পরিবেশ বান্ধব এবং যেটা আ ব সময়ের সাথে নষ্ট হয়ে যায় বা পরিবেশের সাথে আ সেটা নিজেকে বিলীন করে দেয়। এমন কিছু ব্যবহার করা উচিত। তাই নয় কি ভাই?
অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই পলি হুম, হুম। ঠিক থাকছে না, একদম ঠিক বলেছেন। তবে আমার আ জি, জি। হুম, হুম। অবশ্যই ঠিক বলেছেন। জি ভাই, ঠিক বলেছেন। আসলে আমাদের পলিথিনের পরিবর্তে যদি আমরা পাট ব্যাগ ব্যবহার করতে পারি, পাটের যে ব্যাগগুলো আছে বা কাপড়ের ব্যাগ যদি ব্যবহার করতে পারি, কাপড়ও কিন্তু আপনার দেখবেন যে পাট কাপড়গুলো কিন্তু মাটির সাথে খুব সহজেই মিশে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু
জি, জি, জি। বা পাটের হ্যাঁ, পাটের যেটার কথা বললেন, এটা অনেক ভালো, একটা কথা বলেছেন। এটা হচ্ছে মাটির সাথে মিশে যায় এবং মাটি অনেক ক্ষেত্রে এটা দেখবেন মাটিকে আ কিছু, কিছু ক্ষেত্রে উর্বরও কিন্তু করে ফেলে। যেহেতু পাট আমরা ধরেন <clears throat> গাছ থেকেই হচ্ছে, পাট গাছ থেকেই হয়। তো এটা কিন্তু মাটির সাথে জ সহজেই পচে যায়। পচে গিয়ে এটা আসলে খুব একটা যে মাটিতে effect ফেলে এমনটা কিন্তু না।
জি, জি। হুম, হু। জি। জি।

<clears throat>
আসলেই এই জিনিসগুলোর দিকে আমাদের আসলে আ-আ-আলাদাভাবে নজর দেয়া উচিত। আমাদের সবার, আমাদের সমাজের আমাদের পরিবেশের সবার উচিত যে আমাদের নিজেদের পরিবেশটাকে রক্ষা করার জন্য আ ছোট, ছোট কিছু একটা করে উদ্যোগ নেয়া। তো আমার মতে মনে হয় যে আমাদের একটা আ এই ব্যাপারে একটা আ টিম গঠন করে একটা উদ্যোগ, একটা নিজ, নিজ এলাকায় একটা উদ্যোগ নেয়ার ব্যবস্থা করা উচিত। যে প্রতি সপ্তাহে একবার করে আমাদের নিজের এলাকাটা পরিষ্কার করা বা, হচ্ছে নিজের বাড়ি পরিষ্কার করা, তো এরকম একটা উদ্যোগ যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের আশপাশের পরিবেশটা আ অনেক সময় অনেক স্বাস্থ্যকর থাকবে। মানে অনেক পরিষ্কার থাকবে আর কি। তো প্রতিটা এলাকায় আসলে আমার মনে হয় প্রতিটা এলাকায় এমন একটা করে সংগঠন থাকা উচিত। তো আপনি কি বলেন? তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত?
হুম, হুম। জি, জি। সেটাতো অবশ্যই। হুম, হুম। জি, জি। আসলে সংগঠন ভাই আমি বলব যে সংগঠন এভাবে এ থা-থাকলেই হবে না। আমাদেরকে মানে সামাজিকভাবে ধরুন বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে একটা সংগঠনের মতো করতে হবে যেটাতে আমরা সবাই আ প্রতি মাসে একত্রিত হয়ে নিজ অর্থায়নে আপনার কাজগুলো করে যাব। যেমন ধরুন যে নিজ অর্থায়নে আমরা কা আ গাছ লাগাচ্ছি, সেগুলোর পরিচর্যা করছি এবং আ নিজেরা মিলে আ আশেপাশের ময়লা-আবর্জনা দূর করছি এবং সবাইকে পলিথিন ব্যবহারের যে আপনার ভয়াবহতা এটা নিয়ে কথা বলছি এবং আ আশেপাশের পরিবেশকে পলিথিনগুলোকে আসলে কিভাবে কম ব্যবহার করা যায়, নিজেরা কিভাবে কম ব্যবহার করতে পারি? সেভাবে ক-করা যায়, জি আলোচনা করছি। জি। এভাবে আমার মনে হয় যে কিছু যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে গিয়ে একটা ভালো একটা দিক দেবে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আর কি কথা বলছি, হুম। কিভাবে কম ব্যবহার করা যায় এই ব্যাপারে আলোচনা করছি। আসলে আমাদের নিজেদেরকেই আসলে আগে সচেতন হওয়া উচিত। তাহলেই হয়তোবা আমরা আমাদের পরিবেশকে আসলে আ সুস্থ রাখতে পারবো। আসলে আ অনেক ভালো একটা পরিষ্কার রাখতে পারবো।
হুম, হুম। অবশ্যই, অবশ্যই সচেতন না হলে তো ভাই কিছুই সম্ভব না। ধরুন আমরা যদি সচেতন না হয়ে কোন কাজ না করি, কোন কিছু যদি চিন্তাভাবনা না করি, এই যে ভালো-খারাপ দিকগুলো যদি বিষয়গুলো না দেখি তাহলে তো আসলে আ এই যে কোন কিছুই কাজে আসবে না। আপনি তো তখন আপনার চি-ইস-ইচ্ছাও করবেন না যে আপনি ভালো কিছু করবেন।
আমার

জি, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। তবে একটু গরম পড়েছে বেশ
হ্যাঁ, আমাদের এদিকে তো আজ একটু বৃষ্টি হলো ভাই। একটু আবহাওয়া ঠান্ডাই আছে।
এবং আচ্ছা, বেশ ভালো তো তাহলে, আবহাওয়া ঠান্ডা। আমাদের দিকে মোটামুটি আছে কিন্তু দিনের বেলা একটু জি বলুন।
হ্যাঁ, তবে এই যে এই বাতাস যে এই বাতাসের কারণে চারদিকে এই আশেপাশে এত মানে কি বলবো? মানে ময়লা আবর্জনা, বিশেষ করে এই পলিথিনগুলো মানে সব
উ হু।
ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে রাস্তাঘাটে। আসলে এই কি বলবো? খুব একটা খারাপ অবস্থা।
জি, জি। <chuckles> আসলেই ঠিক বলেছেন। মানে এই যে প মানে এই অ্যা পলিথিন বললেন, বা বিভিন্ন বিষয় আসলে পরিবেশের যেভাবে ক্ষতি করছে ভাই মানে এটা চিন্তা করে দেখবেন যে
হ্যাঁ, এই বিশেষ করে এই পলিথিনটা এই পরিবেশের মনে করেন যে, আ বিশেষ করে মাটির, মাটির উর্বরতা যে কত খারাপ ভাবে নষ্ট করছে আসলে এটা আসলে আমাদের সবার বোঝা উচিত। যে এই পলিথিন আসলে যে কতটা আমাদের জন্য ক্ষতিকারক।
আ হ্যাঁ। জি অবশ্যই, অবশ্যই। একদম ঠিক বলেছেন।
আপনি চিন্তা করেন একটা পলিথিন, একটা পলিথিন যেটা কখনো নষ্ট হয় না। মানে কিভাবে বলবো আমি আপনাকে বুঝতে পারতেছি না। যে জিনিসটা আমরা ইউজ করতেছি কিন্তু এটা কখনো নষ্ট করা সম্ভব হচ্ছে না। উল্টা আমাদের পরিবেশকে এটা নষ্ট করছে।
হুম, হুম। জি। <chuckles> নষ্ট হচ্ছে না। জি, একদম ঠিক বলেছেন।

হ্যাঁ, আমাদের এই ছোট, ছোট এই উদ্যোগ গুলোও একদিন আ একটা বড় উদ্যোগে পরিণত হবে। আসলে আমাদের শুরু করা উচিত। কিছু এই যে যেমন এই যে আ নিজ এলাকা থেকে অথবা নিজ বাড়ি থেকে নিজ বাড়িটা পরিষ্কার করলাম। আমার দেখা দেখি যদি আমার পাশের বাড়ির লোকজনও, আমার প্রতিবেশীরাও যদি তাদের নিজেদের বাড়ি পরিষ্কার করে, এভাবেই কিন্তু ছোট, ছোট উদ্যোগে পুরো একটা এলাকা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই নয় কি? তো আসলে আমাদের নিজের বাড়ি পরিষ্কার করতে তো আর আমাদের কোন সমস্যা নেই। তো আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা সবাই ভালোবাসি। কিন্তু আসলে আমাদের এই, এই ব্যাপারে সচেতনতা সবার একটু কম। আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে আরও বেশি। বিশেষ করে প্লাস্টিক ব্যাগের ব্যবহারটা কমায় ফেলতে হবে আমাদেরকে। আমাদেরকে আসলে এই ব্যাপারটা এড়িয়ে চলা উচিত।
হুম, হুম। জি। জি। জি একদম ঠিক বলেছেন, হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক। <chuckles>
<sucks teeth>
জি, জি এগুলো এড়িয়ে চলতে হবে, এবং সচেতন করতে হবে এটাই হচ্ছে বড় কথা এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমাদের ছোট বা যারা নতুন প্রজন্মের তাদের তাদেরকে তো আরও বেশি করতে হবে। কারণ তাদের কিন্তু এই ধরনের চিন্তাভাবনা গুলো এক এখন কিন্তু দেখবেন তেমন একটা নেই। তারা তো একদম এমন প্রযুক্তিনির্ভর হয়ে গিয়েছে। আসলে এই ধরনের চিন্তাভাবনা যে তারা করবে তারা তো করছে না।
হ্যাঁ, হ্যা, হ্যাঁ। হ্যাঁ, তারা এখন আমাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে তারা যতটুকু শিখবে, তারাই ভবিষ্যতে সেই কাজগুলো করবে। তো এইটাই হচ্ছে আসল কথা। তাই সেজন্য আমাদের উচিত যে পরিবারের যে ছোট, ছোট সদস্যরা আছে, তাদেরকে এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন করা। তাদেরকে এই ব্যাপারগুলো সম্পর্কে জানানো, কিভাবে কোন কাজটি করলে ভালো থাকা যাবে, সুস্থ থাকা যাবে, পরিবেশ ভালো থাকবে, কোন কাজটি করলে পরিবেশ খারাপ হবে। এগুলো ব্যাপারে আসলে তাদেরকে জানানো উচিত। তো তারাই ভবিষ্যৎ আমাদের। তাদের তারা যদি জানে তাহলে পরবর্তীতে আমাদের আ পরিবেশ অনেক ভালো থাকবে।
জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। জি একদম ঠিক বলেছেন। জি অবশ্যই আর পরিবেশের ভালো রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক ভাই আজকে আপনার সাথে এই যে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, অনেক ভালো লাগলো এবং এই যে পরিবেশ আ রক্ষার জন্য অনেক কিছু শি জানতে পারলাম।
হুম। হ্যাঁ, আবারও অনেক ভালো লাগলো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম। তো ভালো থাকবেন আপনি, এবং সবাইকে সচেতন করবেন যাতে আমাদের পরিবেশটা ভালো রাখা যায়। প্লাস্টিক ব্যা প্লাস্টিক ব্যাগের ব্যবহার সম্পর্কে একটু জানাবেন, যাতে সবকিছু ভালো রাখা যায়। আর আপনাকে অনেক ধন্যবাদ।
হুম, হু। জি, জি। জি ধন্যবাদ। আ কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা করছি। আ শুভরাত্রি।
শুভরাত্রি।